আমি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি।
আচ্ছা।
আমার মনে হয় যে, আমি যখন কারো সাথে কথা বলতে যাই, কারো সামনে নিজেকে উপস্থাপনা করতে চাই, আমার খুব ভয় লাগে। ঠিক মতো কথা বলতে পারি না, আম বেঁধে যায়। মনে হয় যে আমি যা বলতে চাই, ঠিকমত বলতে পারব না। ভয়ে আর কথা আ কন্টিনিউ করতে পারি না আরকি। আম আমার আ এটা যে নতুন সমস্যা তা না। এটা আমি অনেকদিন ধরেই ভুগছি। আম রিসেন্টলি এটা খুবই আ প্রকোপ হয়ে গেছে যে আ কারো সাথে কথা বলতে গেলেই আমার কাছে মনে হয় যে, আম কী বলব? কিভাবে নিজেকে এক্সপ্রেস করব। আম খুবই আম খারাপ সময়ে যাচ্ছি আরকি। কারো সাথেই নিজেকে ঠিকমত শেয়ার করতে পারি না, আ বলতে পারি না। আম আম যে কী করব বুঝতে পারতেছি না আরকি যে অ্যা কিভাবে নিজেকে এক্সপ্রেস করবো, কী করব কোনোভাবেই আমি, উব বুঝতে পারতেছি না আরকি। আম এটা আমার ইদ ইদানকার সবচেয়ে বড় সমস্যা। আম আপনার কোনো সলিউশন আছে যে আমি কী করতে পারি?
হ্যাঁ। আহা রে! ইশ! আত ছা। বুঝতে পেরেছি। জ্বি, জ্বি, অবশ্যই। আসলে আপনাকে হা সমাধানটা দিতে পারলে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগবে। তবে প্রথমত বলবো, আপনি দয়া করে আশাহত না হওয়ার চেষ্টা করুন। কেননা, আশাহত না হওয়ার মাধ্যমে আমরা দুইজনেই কিন্তু আলোচনার মাধ্যমে একটা ভালো সমাধান এই সমস্যার জন্য খুঁজে বের করবো আরকি। আর আপনি আ মানুষের আ সামনে গিয়ে নিজেকে প্রকাশ করতে পারছেন না, এটা জেনেও কিন্তু খুবই খারাপ লাগছে আরকি। আচ্ছা, আপনি আমাকে একটু বলুন তো আ যে, ঠিক এ কোন, কোন পরিস্থিতিতে আপনার সবচেয়ে বেশি কথা বলতে বা নিজের ভাবটা প্রকাশ করতে কষ্ট হচ্ছে?
আ উম মেইনলি হচ্ছে যখন অনেক মানুষের সামনে যাই, ধরেন আ একটা মিটিং বা কোনো আ বিগ ক্লাসরুমের সামনে যেমন, আমি যখন আ আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায় আরকি, আমার কোনো প্রেজেন্টেশন থাকে, আমি যখন দাড়াই প্রেজেন্টেশন দিতে, ১ম এ আমি কথা শুরু করতে গিয়ে থেমে যাই যে, আমি কিভাবে যে শুরু করবো? সেটাই আমি বুঝতে পারি না। আম এক সেম হচ্ছে, আমার কাজে মিটিং থাকে, আমাকে মিটিং ইনিশিয়েট করতে হয় মাঝে, মাঝে। আম সবাই সবার টার্ন থাকে যে, আজকে একজন ইনিশিয়েট করলো। আমার যখন টার্ন আসে, আমি অ্যা খুবই নার্ভাস হয়ে যাই যে, কি বলবো? কিভাবে শুরু করবো? কিছুই বুঝতে পারি না যে, কি করা উচিত? আম আমি লিখে রাখি, অবশ্যই যে আমি কি বিষয়ে কথা বলতে চাই? কিন্তু কিভাবে যে শুরু করবো কথা, আমি খুবই নার্ভাস হয়ে যাই আরকি, যে মনে হয় যে, আমি, আমার বডি আ কাঁপছে, আ ঠিকমত শ্বাস নিতে পারতেছি না। আ উম মনে হয় যে, আমি, আমার চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আরকি, এরকম। আ খুবই অ্যা লজ্জাজনক। আমি যখন আসলে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসি, তখন আমি বুঝতে পারি যে, আমি খুবই লজ্জা অনুভব করি। আম কিভাবে যে পরিস্থিতি থেকে বের হতে পারবো, সেটাই বুঝতে পারতেছি না। আম আপনা আপ আপনি কি আমাকে কোনো স অ্যাডভাইস দিতে পারেন যে, কি করতে পারি বিষয়ে?
আচ্ছা। হ্যাঁ ,হ্যাঁ। ইস! দুঃখজনক। হ্যাঁ, হ্যাঁ। ইস! হু। আহারে! হুম, আসলেই। হ্যাঁ, হ্যাঁ, জি। জি, জি, আসলে বিষয়টা কি, আপনার এইযে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এটা কিন্তু একেবারেই স্বাভাবিক একটা পরিস্থিতি। কেননা, আ সবারই কিন্তু অনেক মানুষের সামনে কথা বলতে ১ম, ১ম একটু খারাপ লাগেই। কিন্তু সঠিক অনুশীলন এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি যদি বাসায় আ বসে একটু অনুশীলন করেন, এক কল্পনা করেন যে, সামনে অনেক মানুষ আছে কিভাবে কথা বলবেন? কিংবা আয়নার সামনে দাঁড়িয়ে একটু কথা বলতে পারেন অথবা পরিবারের উম সদস্যদেরকে সামনে রেখে, হ্যাঁ, তাদের সামনে একটু আ প্র্যাকটিস করে যদি আপনি যান, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সমাধান আ চলে আসতে পারে আরকি। আচ্ছা, আপনি আমাকে একটু বলুন তো আ যে, এইটা তো অনেক মানুষের সামনে কথা বলতে আপনার সমস্যা হয়, আ স্বাভাবিকভাবে যখন পরিবারের সদস্যদের সাথে কিংবা অপরিচিত ১জন বা ২জনের সামনে কথা বলতে কি আপনার কোনো এরকম আ কথা আটকে যায় বা একটু ভয় লাগে?
হু। হু। আম পরিবারের মানুষের সাথে যখন কথা বলি, ধরেন দৈনন্দিন বিষয়ে যদি কথা বলতে চাই, তখন আরকি এত খারাপ লাগে না। তো যখনই কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আমার কথা বলা দরকার আ পরিবারের মানুষের সাথে তখনই দেখা যায় যে আমি আটকে যাই। অথবা আ অপরিচিত মানুষ যারা, যে ১ম যখন অপরিচিত একজন মানুষের সাথে আমার কথা শুরু করতে হয়, আমার কাজের জায়গায়। আ কাজে আমি মেইনলি অপরিচিত মানুষদের সাথেই আমার কাস্টমার নিতে হয় আরকি। তখন একজন মানুষের সাথে যখন কথা শুরু করতে হয় আমি যে স্বাভাবিক আ উ হাই-হ্যালো যে কথা বলব সেটাই শুরু করতে আমি মনে হয় যে আমি বেঁজে যাচ্ছি আরকি। আ আমার দেখা যায় যে সবসময় আমি অপেক্ষা করি সামনের মানুষটা আগে কথা বলবে। তারপরে দেখা যায় আমি কথা বলব। আর এটা খুবই অকওয়ার্ড আমার জন্য। কারণ তারা মনে করে যে আমি হয়তো আ ফ্রেন্ডলি না বা রুড, আমি কথা বলতে চাই না। আসলে তো তো তা না। আমি আসলে ভয় পাই। কথা বলতে। যে আমি হয়তো কিছু একটা বলে ফেলব। তারা হয়তো ভালোভাবে নিবে না। বা আমি হয়তো আ উ মজা করে কিছু একটা বললাম, সেটা হয়তো তারা নরমালি নিল না। এইসব সমস্ত চিন্তা করি মাথার মধ্যে কারো সাথে কথা বলার আগে। আর তখন দেখা যায় যে নার্ভাস হয়ে কি আর কিছুই বলতে পারি না। বেঁধে যায় কথা। আম এটা আরকি যে আ সবার সাথে যে হয় তা না। কিন্তু মেইনলি ইম্পোর্টেন্ট কথা বলতে গেলে তখন আরকি হয়। হুম। স্বাভাবিক
আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা। ইস, দুঃখজনক। হ্যাঁ, হ্যাঁ। হুম। বুঝতে পেরে হ্যাঁ। হুম। বুঝ বুঝতে পেরেছি। আসলে আপনার এই সমস্যাটা কিন্তু আ আমি প্রথমত বলতে চাচ্ছি যে, সমস্যাটাতে আপনার যে মনের একটা চাপ আসে কিংবা একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়। এটা কিন্তু একটা যৌক্তিক বিষয় আপনার জন্য। কেননা আ একটা নির্দিষ্ট অনুশীলনের মাধ্যমে কিন্তু এই জিনিসটা অনেকেই ঠিক করে থাকেন। আর আপনি যদি একটু দেখবেন বিষয়টা যে আপনি যেহেতু ইউনিভার্সিটির কথা বললেন, আ প্রথম, প্রথম, যখন ইউনিভার্সিটিতে যেতেন তখন আপনার বন্ধুদের সাথেও কিন্তু আপনার হয়তো এরকম একটা পরিস্থিতি তৈরি হতো। কিন্তু আ যখন আস্তে, আস্তে তাদের সাথে সম্পর্কটা বাড়লো, কথার মাঝে কথা হলো, ভাব বিনিময় হল তখন কিন্তু ঠিকই এখন কিন্তু আপনার আত্মবিশ্বাস লাগার কথা যা তাদের সাথে কথা বলতে। আর পরিবারের মানুষজনদের সাথে তো সেই ছোটবেলা থেকেই কথা বলছেন, তাই হয়তো আপনার অত সমস্যা হচ্ছে না। তবে এই আপনার বর্তমান সমস্যাটার মূল সমাধানই রয়েছে অনুশীলনের মাধ্যমে। হ্যাঁ, আপনি যদি একটু ছোট্ট আকারে আপনার স্ক্রিপ্ট টা লিখে নেন যে কি, কি, আপনি বলতে চাচ্ছেন পয়েন্ট টু পয়েন্ট গুলো যদি একটু লিখে নেন এবং আ সেগুলোকে যদি আগের দিন একটু আপনি <swallows> আ মানে আ আলোচনা করেন। সেক্ষেত্রে পরিবারের মানুষজনের সাথে করতে পারেন। অথবা আপনার ২-১ জন বন্ধুকেও কিন্তু ডেকে আনতে পারেন। তাদেরকে বলতে পারেন যে, আচ্ছা, আমার না এমন একটা সমস্যা হচ্ছে এবং আমি চাচ্ছি যে যেন খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান হয়। তো আপনি আরেকটা জিনিস যেটা করতে পারেন, সেটা হচ্ছে যে ১ জন ২ জন ৩ জন ৪ জন করে কিন্তু বাড়াতে পারেন। মানে প্রথমেই একটু ছোট পরিসরে আপনি উপস্থাপনা করলেন। তারপরে ৫ জনের পরে ১০ জন, ১০ জনের পরে ২০ জন। এভাবে আস্তে, আস্তে করে যদি আপনি বাড়ান, তাহলে মনে হচ্ছে যে এই অবস্থা থেকে আপনি আ একটু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এমনিতে আপনি যেই আ সম্প্রতি যেই প্রেজেন্টেশন টা দিয়েছেন আ সেটা কি অনেক বড় গ্রুপের সামনে দিয়েছিলেন নাকি মানে কয়জন ছিল আপনার সামনে?
হুম। আচ্ছা, আচ্ছা। হুম। আম আ ২০ জন তো ছিলই। আম প্রায় ২০ জন মানুষ। হ্যাঁ, আম আমার দেখা যায় যে ৫ থেকে ১০ জন মানুষ, ৫ থেকে ১০ জন খুব বেশি। আ ৪-৫ জন মানুষের সামনে কথা বলতেই আমি বেঁধে যাই। আ যখন ২০ জন মানুষের সামনে প্রথমবার কথা বলতে হইছে আরকি, আমি খুবই নার্ভাস হয়ে গেছি। আম আমি দেখা গেছে, প্রথম ২-৩ মিনিট আমি চুপ করে আ কি বলবো বুঝতেই পারতেছিলাম না আরকি। আম কিন্তু আপনি যে আম সলিউশনগুলো দিলেন, এগুলো খুবই হেল্পফুল অবশ্যই। যে আম যেটা প্রথমে বলছিলেন, যে আয়নার সামনে দাঁড়ায় কথা বলা আরকি। এটা খুবই, আমার কাছে মনে হয় যে, খুবই হেল্পফুল। আম এটা আমাকে হেল্প করতে পারে। এ্যা আম আর হলো আ আ ফ্যামিলি বা পরিবার মানুষের সাথে কথা বলে, আগে থেকে কথা বলে, শেয়ার করে দেখলাম যে, এটা খুবই অ্যা গুড অ্যাডভাইস আমার কাছে মনে হয় যে, থ্যাংক ইউ ফ তার জন্য। আম আর কি করতে পারি আ এর বাইরে, আপনার কাছে মনে হয়? আম
আচ্ছা, অনেক মানুষ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। অবশ্যই। জি, জি, ও হুম, অবশ্যই। আসলে বিষয়টা কি আ ২০ জনের সামনে আ হঠাৎ করে যে কারোরই কিন্তু একটু ভয় লাগার কথা। একটু কি ভালো ভয়ই লাগার কথা আরকি। কেননা আ সামনের মানুষের এই প্রেজেন্টেশন এর সামনে হয়তো আপনার শুধুমাত্র যে আপনার সহপাঠীরা ছিলেন এমন না। আপনার শিক্ষকরা ছিলেন। আ সেখানে হয়তো আপনার আ সাবজেক্ট যে সাবজেক্টটি আপনি পড়াশোনা করতেছেন তার ডিন মহোদয় থাকতে পারেন অথবা চেয়ারম্যান মহোদয় থাকতে পারেন। তো অনেক বড়, বড় লোকের সামনে যখন কেউ কথা বলে, তখন এই যে আপনি বললেন যে কয়েক মিনিটের জন্য আপনি চুপ হয়ে গিয়েছিলেন। এটা কিন্তু একেবারেই স্বাভাবিক। তো প্রথমত আপনাকে আমি উপদেশ দেব যে এই ঘটনাটাকে আপনি স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করেন। এবং স্বাভাবিকভাবে নেওয়ার মাধ্যমে আপনি জিনিসটা থেকে কিভাবে আ উতরে উঠতে পারবেন এই জিরিসটা আপনি পরিকল্পনা করুন। এবং পরিকল্পনাটার মধ্যে আপনি কি, কি রাখতে পারেন যে একজন, একজন করে যে বাড়ানোর যে বিষয়টা। আর আপনি যদি আপনার সহপাঠীদের সাথে আলোচনা করেন তাহলে দেখতে পাবেন যে এরকম অনেকেই আছেন যারা কিনা আ এরকম প্রেজেন্টেশন দিতে ভয় পায়। তো ওই গ্রুপটাকে সাথে নিয়েও কিন্তু আপনি একজন আরেকজনকে সাহায্য করার মাধ্যমে একজন আরেকজনের সমস্যাটা দূর করতে পারবেন। তো আপনার কি মনে হয় এভাবে করলে কি আপনার এই যে উপস্থাপনার সময় যে ভয় এবং উত্তেজনা বেড়ে যায় সেটা কি ধীরে, ধীরে কমে আসবে?
হাম। জ্বি। আচ্ছা, আচ্ছা। হু। আচ্ছা। আমার তো মনে হয় তাই। আ আম আপনি যে আ পরামর্শগুলো দিলেন এগুলো খুবই আ বাস্তবিক পরামর্শ। যে আম আমি এক প্রথমে অল্প মানুষের সাথে কথা বললাম। আমার কাছে মনে হয় এটা খুবই আম তো উপযুক্ত হবে। যে আমি খুব বড় গ্রুপের সামনে কথা না বলে আগে প্র্যাকটিস করলাম আরকি। আমার মনে হয় এটা খুবই হেল্পফুল। আর আ বাসার মানুষের সাথে কথা বললাম অবশ্যই আগে। আম সেটা হয়তো খুবই কাজে লাগতে পারে। অন্য মানুষের সাথে শেয়ার করলাম যে আমি কি বিষয়ে টপিক এ কথা বলতে চাই। টা মিটিং এ অথবা গ্রুপের সামনে। আম আগে প্র্যাকটিস করে নিলাম। তারপরে বড় গ্রুপের সামনে কথা বললাম। সেটা হয়তো কাজে আসতে পারে। আপনাকে খুবই ধন্যবাদ। আম এই যে এডভাইস গুলো আপনি দিলেন এটা আমার আ বাস্তব লাইফ এ খুবই কাজে আসবে। আম আমি আমি এতদিন আ চিন্তা করতেছিলাম যে কিভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে আসলে বের করে আনতে পারি। কিভাবে আরো কনফিডেন্ট হতে পারি। এটা খুবই টাফ আরকি যখন বড় গ্রুপের মানুষের সামনে কথা বলতে হয়। আপনাকে খুবই থ্যাংক ইউ আ ধন্যবাদ আমাকে আজকে আ সঠিক নির্দেশনা দেওয়ার জন্য। আম ধন্যবাদ আর আ আ খুবই ধন্যবাদ আপনাকে।
আচ্ছা। অবশ্যই। আশা করা যায়। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। অবশ্যই। আপনাকেও ধন্যবাদ আসলে, শুভকামনা রইল।